<chuckles> সোশ্যাল মিডিয়াতেও আসলে এখন বলাই যায় যে একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগেই আছে। তো আমিও এ এর ব্যত্যয় নই আসলে। সোশ্যাল মিডিয়াতে আসলে সময় কাটাই। কারণ আ দিন শেষে মনে হয় যেন একটু দেখি সবাই কি করছে বা কেমন চলছে। বা যখন একটু বোর লাগে বা ধরুন যে একটু মনে হচ্ছে যে এখন একটু মানে টাইম পাস করা দরকার কিছু নেই। তখন সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই এবং মেক্সিমাম সময় যেটা হয় যে ধরুন যে Facebook, WhatsApp এগুলোতেই বেশিরভাগ সময় দেখা যায় যে কাটানোটা হয় আরকি। আর মোটামুটি ধরুন যে আ মানে এই দিনের একটা মানে আম ২ থেকে ৩ ঘন্টা হয়তোবা আমার সোশ্যাল মিডিয়ার পেছনে কাটানো হয়ে থাকে বলতে পারেন।
<chuckles> এটা ঠিক কথা। জ্বী, জ্বী। হু, হু। জি। জ্বী, বুঝতে পেরেছি। আচ্ছা মানে হলো যে সারাদিনে আপনি সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত মানে কাইন্ড দেখা যায় টোটালি আপনি ২-৩ ঘন্টা সময় সোশ্যাল মিডিয়ায় দেন। তো মানে এটাও কিন্তু কম না, নেহাতই এটাও অনেক সময়। তাই না? আ জি।
হ্যাঁ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ অনেকটাই সময় সেটা। সেটা বুঝতে পারি অবশ্যই।